তারপর আপনি এই স্কুলে ভর্তি হলেন। তাহলে সেই স্কুলে তো মানুষ অনেকখানি সময়ই কাটায়। সেখানে আসলে আ মানে কিন্তু আবার আমি ইয়ে মানে শোনা যায় যে এরকমও হয় যে অনেকে স্কুলে যেয়ে একদমই পছন্দ করে না। যেই আশা নিয়ে গিয়েছিল সেই আশাটা আশাহত হয় আরো। অ্যা ছাত্ররা হয়তো শিক্ষকরা বেশি কড়া, এরকম হয় বা ভেবেছিল যে না আর একটু বেশি সুন্দর করে লেখাপড়া করতে পারব সেটা হচ্ছে না বা ম বাথরুমটা বেশি ময়লা অনেক কিছু হয়। এরকম জায়গায় আসলে আপনার জন্য কি ঘটেছিল বা কি দেখেছেন? যেটা আপনার জীবনে এখনো এম এতখানি প্রভাব দে উম রেখে দিয়েছে। বিভিন্ন ছোট ঘটনা যদি কিছু থাকে একটু কি বলবেন?
একদমই। <laughs> একদম, একদম। একদম, একদম। হ্যাঁ দেখুন, আ আমি কিন্তু। <laughs> এখনো আসলে একদমই, একদমই। আসলে বা যখন আসলে স্কুলে বা একটু বড় হওয়া হয়েছে তখন কিন্তু আসলে ভর্তি হওয়া হয়েছে। এবং আমি কিন্তু প্রত্যেকদিন সেই আ স্কুল থেকে এসে কিন্তু মাকে বলতাম যে মা তুমি আমার হচ্ছে বা জামাগুলো খুব সুন্দর করে আসলে একেবারে ফকফকা করে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিবা। তো এরকম আ করে যখন পড়তাম তখন কিন্তু দেখা যেত যে আসলে, স্যাররা কিন্তু যখনই আমি বা খুব সুন্দর করে পরিপাটি করে সেজে যখন স্কুলে যেতাম তখন স্যাররা ভীষণ খুশি হত। তখন কিন্তু আমাকে সব স্যার, ম্যাম সবাই কিন্তু ছোট, ছোট করে গিফট দিত। তো এটা কিন্তু ভীষণভাবে আসলে ভালো লাগতো তো একদমই। য যখন আমি ছোট ছিলাম, একদমই। তো য যখন দেখা যায় যে আমি যখন ছোট থাকবো আর সে সময় যদি কেউ গিফট দেয় সেই জায়গার প্রতি কিন্তু অন্যরকম একটা টান কিন্তু অনুভব হয়। তো আমার ক্ষেত্রেও এরকম হত। যে এমনও হয়েছে যে আজকে শুক্রবার তারপরও কিন্তু স্কুলে চলে গিয়েছি। এরকমটাও আসলে অনেক ক্ষেত্রে আসলে হয়েছে। তো একদম, একদম। তো ঐ যে জায়গার প্রতি যে আসলে টানটা বা ভালোবাসার যে একটা ব্যাপার যখন আসলে স্কুলে যেতাম তখন মনে হত যে আসলে মনটা ভরে যাচ্ছে। যে আসলে বন্ধুরা একসাথে শিক্ষকের যে ভালো ব্যবহার সবকিছুই যেন আসলে একদম, একদম প্রাণবন্ত ছিল আমার সেই জায়গাটা একেবারে প্রাণ জুড়ে কিন্তু আসলে পুরো জায়গাটার যে আসলে ব্যাপারটি সেটা কিন্তু হৃদয় ছুঁয়ে এখন পর্যন্ত আছে। এজন্যই আসলে অ্যা ব্যাপারগুলো কিন্তু বা বে বে কি বলব যে আসলে জীবনে চলার পথে বারংবার কিন্তু আসলে মনে পড়ে। এবং এই দৃশ্যগুলোই বিশেষ করে আসলে মনে পড়ে আর।
জি, জি জি। আচ্ছা। হুম। স্কুলের গুড বয়। বাহ! আচ্ছা এটা তো অনুপ্রাণিত খুবই করেছে। হ্যাঁ, ছোট, ছোট বিষয় কিন্তু। আসলেই। আ ছুটির দিন তো কি হবে হয়ে যাব। জি, জি। হুম।

জি। আচ্ছা এই জায়গাটায় এই যে ১ম যেদিন আপনি গেলেন, মানে হয়তো তখন আপনি নিজে ঐ স্কুলের ছাত্র না। বড় ভাইয়ের সঙ্গেই প্রথম গিয়েছেন অ্যা আ সেইরকম সময় আপনার মনের মধ্যে আসলে কোন ছবিটা ফুটে আছে? এখনো ভেসে উঠে, যেন একটা গভীর ছাপ রেখে গেছে?
<chuckles> একদম, একদম। হ্যাঁ, দেখুন আ যখন আসলে আমি স্কুলে প্রথম যখন গিয়েছি, তখন কিন্তু আসলে বা আমি কিন্তু বা খুব একটা পড়াশোনা মানে একেবারে তো ছোট, তখন কিন্তু পা পড়তে পারতাম না। তো শুধু স্কুলটা মানে বুঝতাম যে এটা স্কুল। হ্যাঁ, এটা বলা জানতাম, হ্যাঁ? তো যখন আসলে ওই স্কুলের সামনে বড়, বড় লিখা সেই আ বিদ্যালয়ের নাম যখন লিখা থাকতো, তো ওটা কিন্তু আসলে প্রথমে গিয়ে অনেক পড়ার চেষ্টা করেছি এবং আমার যে বড় ভাই রয়েছে, সে খুব হেসে, হেসে যখন পড়ত, তখন আমিও বলতাম যে, "তোমার মতো করে কখন পড়তে শিখব?" তখন বলত যে, "এখানে তুই যদি পড়তে চাস, সেক্ষেত্রে তোকে এখানে ভর্তি হইতে হবে। এরপরে তোকে কখ শিখতে হবে। এরপরে তুই আস্তে, আস্তে করে এটা শিখতে পারবি।" তো আমার মনে কিন্তু আরও গভীর একটি চিন্তা এবং এই যে ব্যাপারটা যে আসলে সেখানে যাবো, কখন আসলে যাবো এবং কখন শিখবো বা যখন আসলে পাশ পাশের যে জায়গাগুলো দেখি না, তখন কিন্তু আসলে এক ধরনের মনোমুগ্ধকার একটি পরিবেশ আসলে বুঝতে পারছিলাম যে, আমার বয়সী অনেক বন্ধুরা যারা আসলে সেখানে খেলা করছে, কিন্তু আমি আসলে দূর থেকেই দেখতে হচ্ছে এবং তারা খুব সুন্দর করে আ জুতা পরেছে বা জায়গাগুলোতে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ খেলাধুলা করছে। এইগুলো কিন্তু বেশ আ মন কেড়েছিল আমার সে সময়ে।
জ্বি। হুম, হুম। হুম, হুম। আচ্ছা! উম আচ্ছা। জি, জি, জি। হ্যাঁ, আসলেই। আচ্ছা! আপনিও ওদের সাথে জয়েন করতে যাচ্ছেন। হুম। হুম, খুব সুন্দর ভাবে বর্ণনা করলেন কিন্তু, মানে শুনেই যেতে ইচ্ছা করছে টাইপ একটা। খুব সুন্দর, হুম।
<chuckles> একদম, একদ